আচ্ছা। এক্ষেত্রে অনেক সময় হয় কিন্তু যে আ নিজে আর পারছি না। নিজের উপর বিশ্বাসটা আর থাকে না। দেখা যায় মানে অন্যের কথাবার্তা যাই বলছে না কেন ওটার উপর নির্ভরশীল হয়ে যায়। তো নতুন কিছু তখন আর করতে ইচ্ছে হয় না আরকি। মানে একটা ভয় কাজ করে। তো আমার কাছে ঐ জিনিসটা যখন হয় তখন আমি চেষ্টা করি যে আসলে কাজের যদি ব্যর্থতা আসে সে ব্যর্থতাকে কিন্তু জীবনের শিক্ষা হিসেবে নিতে হবে। ব্যর্থতাকে যদি আমি গ্লা
হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা। মানে ব্যর্থতার জন্য থেমে থাকা যাবে না।
না, না, না। গ্লানি হিসেবে কি অপরাধবোধ যদি কাজ করে এই ব্যর্থতা, তখন কিন্তু হয়তোবা আমার আত্মবিশ্বাস যতটুকুই আছে সেটাও হয়তো আমাকে বিসর্জন দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সেজন্য হচ্ছে
হুম। বাহ! হ্যাঁ, সেটা কমে চাপবে। <chuckles> আচ্ছা। এটা কিন্তু বেশ ভালো বললেন।
আ হ্যাঁ। ব্যার্থতাকে একটু শিক্ষা হিসেবে নেয়ার বিষয়টা। হুম।
হুম। তো এইযে প্রতিটা মানুষের মধ্যে অ্যা দেখা যায় কিছুটা তো আত্মবিশ্বাস থাকেই। আর না থাকলে হয়তোবা কোন কাজ করাই আসলে কারো পক্ষে সম্ভব হবে না। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আত্মবিশ্বাসটা এটা কি মানে ধীরে, ধীরে আসলে ছোটবেলা থেকে আমাদের মধ্যে গড়ে ওঠে বা কোন একটা মানে practice এর মাধ্যমে এটা গড়ে ওঠে? নাকি নে জন্মগতভাবে আসলে সবার মধ্যে আত্মবিশ্বাসটা আগে থেকেই থাকে?
অ হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। না, না। এটা আসলে ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে। কে আসলে কিভাবে নিচ্ছে, হ্যাঁ? কারণ অনেকেই কিন্তু জন্মগতভাবেই কিন্তু এই গুণটা পায়। তো আমার ক্ষেত্রে আমি বল
হুম। আ জন্মগতভাবে তারা confident থাকে অনেকটা অন্যের তুলনায়। আচ্ছা, আচ্ছা।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাদের বাবা-মা হয়তো ওভাবে অ্যা একটা থাকে না, আত্মনির্ভরশীল বা আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তাই হয়তো তারাও ঐটা দেখতে, দেখতে শিখতে, শিখতে নিজেরাও কিন্তু আত্মবিশ্বাসটা হুম।
হ্যাঁ। মানে ঐভাবে আসলে বেড়ে ওঠা হয় তাদের।